জি। আ দারুণ একটা প্রশ্ন হচ্ছে স্বাদ বলতে আসলে কী বোঝায়? যদিও আমি বলব স্বাদটা আসলে আ person to person vary করে। মানে আ কোন মানুষটা, কোন জিনিসটা কিভাবে নিচ্ছে। প্রত্যেকের কিন্তু মুখের স্বাদ আলাদা। এখন স্বাদ জিনিসটা কি? স্বাদটা দেখা যাচ্ছে যে, আমি যখন কোন একটা খাবার খাচ্ছি, সেটা আমার কাছে কেমন লাগছে? হ্যাঁ? যে উম অ্যা থাকে না যে আমার আ লবণ, মশলা বা মরিচ, কারো কাছে লাগে যে মরি ঝাল বেশি, খুব স্বাদের লাগে, আবার কারো কাছে দেখা যায় যে যে ঝাল কম ঝালটা স্বাদের লাগে। তো এটা আসলে হুম, হ্যাঁ, হ্যাঁ।
এটা অবশ্য ঠিক। হ্যাঁ, সেটা তো নিঃসন্দেহে। হ্যাঁ? না সেটা তো ঠিকই, হ্যাঁ, হ্যাঁ। না, বিষয়টা কিন্তু ভালো যে, স্বাদের ব্যাপারটা আপনি যেটা বলছিলেন, "এটা আসলে person to person vary করে।" কারো হয়তোবা ঝাল বেশি লাগতে পারে বা কারো ক্ষেত্রে আসলে ঝালের ব্যাপারটা কম পছন্দ করতে পারে হ্যাঁ। তো বিষয়টা কিন্তু আসলেই ঠিক যে কারণ, একেক জনের স্বাদ তো একেক রকম, taste একেক রকম। তো সেক্ষেত্রে আসলে ভিন্নতা তো আসাটা খুবই স্বাভাবিক। একজন গৃহিণী বা যে নতুন রান্নাবিদ, kitchen এ কিভাবে স্বাদের basic বুঝে উঠতে পারে, আপনার মতে?
একদম। পরিমানটা একটু কম হতে হবে, হ্যাঁ। এক জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আ সত্যি কথা বলতে কি, আমি এখানে একটা কথা বলব। আসলে আমার মা আমাকে একদিন বলেছিলেন যে, ‘’রান্নার আসল স্বাদ আ বাড়ানোর main tricks কিন্তু লবণ বা মশলা, এগুলো কোন কিছুই নয়।" নেন তো এগুলো কি? এগুলা আসলে হচ্ছে যে, "আ সময়ের সঠিক ব্যবহার, আর মন দিয়ে কাজ করা।‘’ মা যখন এভাবে বলেছে, আমি খুবই উৎসাহ সহ রি হ্যাঁ। হ্যাঁ, আমি আসলে জিজ্ঞেস করছিলাম, ‘’লবণ মশলা নয়! তাহলে কি দিয়ে করব রান্না? মানে স্বাদটা কিভাবে বাড়াবো?‘’ তখন সে বলছিল যে, ‘’আসলে সময়ে সঠিক ব্যবহার, যে কোন সময়ে কোনটা দেওয়া উচি কোন সময়ে কোন জিনিসটা ব্যবহার করা উচিত? আবার হচ্ছে যে, এই যে মনোযোগ, এটাও যদি ঠিক সময়ে না থাকে, তাহলেও দেখা যায় যে রান্নার স্বাদ এদিক ওদিক হয়ে যায়।‘’
হ্যাঁ, অবশ্যই বলুন। তাহলে? <laughs> চকো তখন আসলে মানে উজ্জ্বল হয়ে গেছে আরকি, এমন কিছু। এটাও জরুরি, হ্যাঁ।